চা বা কফি নিয়ে কি, আপনার কোনো ছোট্ট রুটিন আছে?
হ্যাঁ। ইন্টারেস্টিংলি <chuckles> বেশ ইন্টারেস্টিং একটা রুটিন আছে আমার। সেটা হচ্ছে আমি কফি এনথুসিয়াস্ট। যার ফলে অ্যাহ আমি হচ্ছে বিনের কফি খাই। হ্যাঁ? তো ঢাকা থেকে, কি নাম করা একটা ব্র্যান্ড আছে, ওইটার কফি নিয়ে আসি। মাঝে, মাঝে ইন্ডিয়া গেলে ওখান থেকে Starbucks নিয়ে আসা হয়। কাজিনরা ইন কিছু আছে ইতালিতে, কিছু আছে কানাডাতে, কিছু আছে USA তে, ওদেরকে বলে রাখি। যেন কফি বিন না নিয়ে এসে অ্যা হ্যাঁ। বাংলাদেশে যদিও ঢো যদিও ঢোকে। আমি ওকে ওদেরকে দেশের বাইরে আবার ব্যাক পাঠিয়ে দিব। এরকম অবস্থা। <chuckles> থ্রেট দেয়া আছে লিটারেল্লি ওদের কাছে। হুম।
আচ্ছা। ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হুম। আচ্ছা। হুম। সবসময় আসলে কফি টা চান। <chuckles> আচ্ছা। <chuckles> তো আপনি আসলে, এই যে আপনি যে কফি বিনস খান। তো এই কখনো আসলে যে, মানে রোস্টেড কফি মানে যেটা আসলে মানে আলরেডি গ্রাইন্ড করা। সেরকম আসলে কেন পছন্দ করেন না? কেন আসলে কফি বিন টাই চান?
হ্যাঁ। হুম। এ না। দেখুন, আলরেডি গ্রাইন্ড করা আর ইনস্ট্যান্ট কফির মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমি যে রুটিন এর কথা বলছিলাম। মূলত সকালে উঠে আমি নিজ হাতে, কফি বিন টা গ্রাইন্ড করে, ফ্রেশলি গ্রাইন্ড গ্রাউনডেড যে কফি টা থাকে। সেটাকে আমি যে, আমার সব ম্যানুয়াল। কোনো অটোমেটেড নেই। কারণ অটোমেটেড গুলোর দাম অনেক বেশি। তো ম্যানুয়াল গ্য গ্য গ্রাইন্ডার, সেখান থেকে ম্যানুয়াল কফি মেকার। সেখানে নির্দিষ্ট টেম্পারেচার এর এ পানি, অ্যা নির্দিষ্ট কোন এত এত মিলিলিটার পানি, এত গ্রাম বিন, সেখান থেকে এই এত সময় ধরে রাখতে হবে। এইভাবে, মানে একটা খুবই দুর্বিষহ যে রুটিন মেইনটেইন করে আমাকে কফি টা বানাতে হয়। বাট এই কফি বানানোর পরে যে আচ্ছা। জি।
আচ্ছা। হু। আচ্ছা। হু। আচ্ছা, আচ্ছা। জ্বি, জ্বি, জ্বি। হুম। পানি পান। ও। এ রকম করে বুঝে বুঝে বানান। বাহ! আচ্ছা। সেক্ষেত্রে আসলে আপনি কি যে, ব্লাক কফি খেয়ে থাকেন? নাকি আসলে, আপনি ব্লাক কফি খান। আচ্ছা। তাহলে তো আসলে ক্রিমারের এর কোনো কথাই আসে না। তো আপনি ডিরেক্ট হচ্ছে খালি কফি টা দেন। আর হচ্ছে এতটুকু, যতটুকু পানি।
জ্বি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। মানে। যারা কফি এনথুসিয়াস্ট সবাই কিন্তু ব্লাক কফি দেখবেন অ্যা খায়। অন্য কফি গুলো তো আসলে কফি ফ্লেভার টা ওইভাবে পাওয়া যায় না। এবং আ ইনস্টান্ট কফির কথা বলছিলাম। ইনস্টান্ট কফি কিন্তু, আসলে ওটা কফি গ্রাউন্ডেড কফি না। ওটা গ্রাউন্ডেড কফির কেমিক্যাল টা নিয়ে, ওর সাথে আরো অনেক কিছু মিশিয়ে, দেন ওটাকে বানানো হয়। যার ফলে কফির, ইনস্টান্ট কফির ফ্লেভার টা যতই ভালো হোক না কেন, সেটা গ্রাউন্ডেড কফির
হু। বেশি পছন্দ করে। চলে যায়। হু। হু উ। হু। না। আসলে ইনস্টান্ট কফি উম আমি আসলে জানতে চাচ্ছিলাম যে, ইনস্টান্ট কফি কথা না, আরেকটা কফি রয়েছে যেটা আসলে গ্রাইন্ড করা থাকে। তখন আসলে আপনি ধরুন ওই কফি মেশিন এর ভেতরে দিলেন, তারপর ওটা আসলে প্রেস ডাউন করে, ওটা থেকে আসলে যেই আ মানে কফি টা আসলে সটস হিসেবে এসপ্রেসো টা বের হয়। তো সেইটা আসলে আপনি কি মানে কখনো চেষ্টা করেছেন কিনা? যে "না, আমি আসলে একা, একা না করে ম্যানুয়ালি। এটা আসলে দিয়ে দেব ঐ আ ইয়াটা। তখন আসলে সেটা উম এসপ্রেসোটা সট টা আপনাকে দিবেন এটার ভেতরে, আপনি কিছু মিলিয়ে পানি মিলিয়ে হোক, গরম কিংবা ক্রিমার মিলিয়ে হলেও খেতে পারেন। এরকম কখনো কি ট্রাই করেছেন কিনা?
আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। হুঁ। হ্যাঁ। করেছি অ্যাকচুয়ালি আমি গ্রাউন্ডেড কফি কিছু কিনেছি। কারণ গ্রাইন্ড করে প্রতিদিন একটা হ্যাসেল। প্রবলেম হয় কি? গ্রাউন্ডেড কফি প্রথম দিকে যখন আপনি ও ওটা ওপেন করবেন, একদম পারফেক্ট ফ্রেশ গ্রাউন্ডেড কফির মতোই ফ্লেভার আসে। হয়তো 100% না বাট এট লিস্ট 95% হুইচ ইস মানে, কি বলব? অনেক ভালো। হ্যাঁ? সমস্যাটা হচ্ছে আপনি যত এয়ার টাইট ইসেই রাখেন না কোন, অ্যাম কোন যে হ্যাঁ। রাখেন না কেন হ্যাঁ ফ্লেভার টা থাকে না। কোনভাবেই থাকে না। আমি অনেক রকম এয়ার টাইট কন্টেইনার চেক করে দেখেছি। অ্যা কাচের, স্টিলের, কাঁচের ৩-৪ রকম সেটা কোনটাই কাঠের, কোনোটা হচ্ছে কাঁচের সাথে কাচের। কিন্তু ফ্লেভার টা শেষ পর্যন্ত ইভেন ১ মাসও টিকে না। তাহলে আমার যেটা হচ্ছে, বেশ ভালো একটা অ্যামাউন্ট এর কফি আমার ওয়েস্ট হচ্ছে। যার ফলে এই ফ্রেশলি গ্রাইন্ড গ্রাউন্ড করা যে কফি টা, ওটাই হচ্ছে আসলে আমার কাছে বেস্ট মনে হয়। এবার শুধু আমি না, আপনি যেখানে কফি এনথুসিয়াস্ট বা কফি এক্সপার্ট এর কাছে যাবেন, সবাই রেকমেন্ড করবে, আপনি গ্রাউন্ড টা ফ্রেশ করুন। রোস্ট এর দিকে যাওয়ার দরকার নেই। ঐটা অনেক বেশি hassle but freshly ground করাটাই হচ্ছে বেস্ট অপশন হবে।
আচ্ছা। হ্যাঁ, জ্বি। হুম। জ্বি। আচ্ছা। হু, হু, হু। মানে ফ্লেভার টা চলে যাচ্ছে। জি। আচ্ছা। আচ্ছা। হুম। বুঝতে পেরেছি। আচ্ছা। হুম। বুঝতে পেরেছি। হুম। আচ্ছা। বুঝতে হুম। জি। আচ্ছা। আচ্ছা বেশ। আসলে চমৎকার বললেন। তো এক্ষেত্রে আসলে আপনি আ কফি টাই আসলে বেশি প্রেফার করে থাকেন। আপনার আসলে চা খাওয়া হয় না। তাই তো?
না, চা খাওয়া হয়। ইভেন সত্যি কথা বলতে, আমি চাই বেশি প্রেফার করি। কিন্তু আমার যে কাজ আমি একই সাথে ৩ টা কাজের সাথে জড়িত, যার ফলে কফি না খেলে, আমার মাথা ঠিকমত কাজ এটা একটা বাজে অভ্যাস, আই নো। বাট আমার মাথা ঠিকমত কাজ করে না। চায়ের স্বাদ আর কফির স্বাদের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। কফিটা ভালো লাগে না জ্বি, কফি আমার প্রয়োজন। চা হচ্ছে আমার ভালো লাগে। এটা বলতে হবে। <chuckles>
আচ্ছা। আচ্ছা। হু। আচ্ছা, আচ্ছা। কফিটাই বেশি ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা, মানে আর আপনাকে ওটা খুব জাগিয়ে রাখে আরকি, তাই তো? অ্যাকটিভ রাখতে। আচ্ছা, বুঝতে পারলাম। তো আসলে, দারুণ বললেন। তো জানতে চাচ্ছিলাম যে, এইযে সকালবেলা তো কফি খান, এরপরে কি আসলে কখনো মনে হয় যে, কফিটা না খেলে, এটা যেহেতু অনেকের কিন্তু হয়ে থাকে, যে কফি না খেলে মনে হচ্ছে যে, মাথা ধরছে। কেন জানি একটা অভ্যাস থেকে বের হলে আসলে স ঘুম থেকে আসলে ওঠার পরে যে কফির যেই আ টেস্টটা যদি না পেলে, তখন আসলে ঘুমটাই আসলে ভাঙ্গে না। এরকম একটা ব্যাপার কিন্তু অনেকের হয়ে থাকে। আ আপনার ক্ষেত্রে কি কখনো এটা হয় কিনা? জানতে চাচ্ছিলাম।
হুম। হুম। 100%, সবসময় হয়ে থাকে। আমি ইভেন উ এত বাজে অভ্যাস একটা করে ফেলছি নিজের প্রতি যে, আমি যদি নির্দিষ্ট সময়ে কফি না খাই, আমার সারাদিনটা বেশ স্বাভাবিক যায় না আরকি। খারাপ যায় বলবো না। মানে আমি যদি ধরুন আমি সকাল ঘুম থেকে উঠে আমি ১১ টার দিকে হয়তো যেহেতু রাত জেগে কাজ করতে হয় আমার, আমি ঘুম থেকে উঠি আনুমানিক ১১ টার দিকে আরকি। অ ১১:০০- ১১:৩০ র মধ্যে যদি আমি কফি না খাই, আমার সারাদিনটা মনে হয় যে, something is মানে কোনো একটা ঠিকমতভাবে কাজ করছে না আরকি। এই অনুভূতিটা সারাদিন আমার আ থেকে যায়, হ্যাঁ? তো যদি incase আমি ৩-৪ ঘন্টা না খেয়ে থাকি, সেক্ষেত্রে আমার ভালো রকমের সমস্যা তৈরি হয়। আমার মাথা ব্যাথা থেকে শুরু করে অস্থির লাগা, মাথার মধ্যে হঠাৎ, হঠাৎ বেশ একটা ভূমিকম্প টাইপের একটা হয়। এটা কিন্তু হয়ে থাকে। মানে, withdrawal symptomps যেগুলো নরমালি বলে থাকে, এ এই ধরনের ড্রাগসের ক্ষেত্রে কফি কিন্তু একটা ড্রাগ, আল্টিমেটলি, হ্যাঁ? তো আ সেটা হয়ে থাকে। কিন্তু ওই অ মানে আল্টিমেটলি, ঐ শুরুর দিনের দিনের শুরুটা যদি আমি ঠিকভাবে করতে পারি, এই প্রবলেমটা আমার চলে যায় আরকি।
হুম। জী। হুম। আচ্ছা। হুম। আচ্ছা। হুম। আচ্ছা। হুম। হুম। হুম। টেনশনে। আচ্ছা। জী। হুম। হুম। জী, তখন আসলে চলে যায়। আচ্ছা, তো আসলে জানতে চাচ্ছিলাম যে, আপনার দিনে আসলে কয়বার করে আসলে এই ধরনের ক্যাফেইন আ মানে ড্রিংকস আপনি খেয়ে খেয়ে থাকছেন? যেটা কিনা আপনার কাছে মনে হচ্ছে যে নাম না খেলে আসলে হচ্ছে না। তো সেক্ষেত্রে আসলে রুটিনটা কেরকম? যে শুধুমাত্র সকালে নাকি, এছাড়াও কখনো খেয়ে থাকেন?
হুম। সকাল ১১ টার দিকে হচ্ছে এক কাপ কফি খাই। আম দুপুর ৪ টার দিকে এক কাপ চা খায়। আর সন্ধ্যা ৬ টার দিকে আরেকবার কাপ কফি খাই। এটা হচ্ছে আমার রুটিন।
আচ্ছা। এটা কি আসলে আপনার কি রাতে ঘুমানোর কোন hamper করছে কিনা? সেটা আসলে যদি বলতেন।
হ্যাঁ, মানে নরমাল করার কথা। যদি আমি ঘুমাতে যেতাম ১০ টা, ১২ টার দিকে। কারণ ঘুমাতে যাওয়ার মিনিমাম ৮ ঘন্টা আগে থেকে কফিন বা, ক্যাফেইন জাতীয় খাবার গ্রহণ করা বন্ধ করা উচিত। আমার ক্ষেত্রে হয়েছে কি? আমি এ ফ্রিল্যান্সিং করি। ফ্রিল্যান্সিং টাইপের একটা জব করি একচুয়ালি। সো আমার কাজ শেষ হয় রাত ২ টার দিকে। আমি সন্ধ্যা ৬ টার দিকে বসে রাত ২ টার দিকে শেষ হয়। এর মাঝখানে আ আরো কিছু প্রজেক্টের সাথেও জড়িত আছি। মূলত আমার এ ২ টা থেকে ৩ টা পর্যন্ত কাজ এমনিতেই করতে হয়। রেগুলার বেসিসে। ঘুমাতে ঘুমাতে অনেক সময় শহরে আজান পড়ে যায়। ৪ টা, ৫ টা বেজে যায়। তো আমি ঐ সময় ঘুমাতে যাই তো? সো এই সন্ধ্যা ৬ টায় কফি খেলে আমার কা আমার ঘুমে আসলে তেমন কোন প্রভাব পড়ে না।
আচ্ছা। হুম, হুম, হুম। ওহ! আচ্ছা। শেষ করে ঘুমান, আচ্ছা। হুম। হুহ হুম। ও, আচ্ছা। আসলে তাহলে আপনি আসলে আপনি একটা রুটিন বানিয়ে ফেলেছেন এবং আপনি জানেন যে কোথায় আসলে কতটুকু খেলে আপনার আসলে তেমন একটা সমস্যা হয় না। তো সেটা আসলে এইযে যে আপনি যখন কফি খান, এটা কি আসলে নিজেই উপভোগ করে থাকেন? নাকি আসলে দেখা যাচ্ছে যে, না, পরিবারের কারোর সাথে আসলে সেটা শেয়ার করছেন বা, পরিবারের সবারই আসলে এই একই ধরনের রুটিন রয়েছে, দেখে আপনি তাদেরকে সাহায্য করছেন যে বানিয়ে খাওয়াতে কিংবা এরকম কিছু?
একদম। জ্বি। আ পরিবারের সবাই যদি আমার মতো কফি বিনতে কফি খেতো, তাহলে তো একটা কফি মেশিন ই ভালো কিনে ফেলা যেতো। আমি হ্যান্ড গ্রাইন্ড কিনেছি, কারণ হচ্ছে আ অ্যা নিজের একার জন্য এতো বেশি টাকা খরচ করার, কোন মানে হয় না। যদি সবাই খেতো, আমি তাহলে মেবি একটু বড় খরচ করার একটা উপলক্ষ্য থাকতো আমার কাছে। হ্যাঁ? <scoffs> তো নিজের জন্য এতো খরচ করা। একটা ভালো কফি গ্রাইন্ডার দের দাম অনেক বেশি। সেই তুলনায় যদি হ্যান্ড গ্রাইন্ডার কিনে রাখি হ্যান্ড মেশিন কিনি সেগুলো একচুয়ালি অনেক কম হবে। তো বাসায় অন্য কেউ খায় না, আসলে আমার ওয়াইফ কে মাঝে, মাঝে বানিয়ে খাওয়াই। আমার বাবাকে মাঝে কয়েকবার বানিয়ে খা খা খাইয়েছি। বাট সে ব্লাক কফি খুব একটা পছন্দ করেন না <chuckles> এইজন্য একাই খাওয়া হয়।
<chuckles> আ জি। হুম। হুম। জি। তাহলে আসলে অনেক সুবিধা হ হুম। আচ্ছা। খাইয়েছেন। আচ্ছা। পছন্দ করেনি। <chuckles> আসলেই, আলসে যে ব্লাক কফি টা আসলে খুবই অনেক তিতো একটা স টেস্ট এর মনে হয় দেখে হয়তো সবাই আসলে এটা পছন্দ করে না। তো জানতে চাচ্ছিলাম যে, আপনি আসলে কিভাবে করে সেটা বানান? আর যদি কখনো ভ্রমণে যাচ্ছেন, কোথাও যাচ্ছেন, সবসময় ধরেন ওটা হ্যান্ডি না। তখন আসলে কোনটা প্রেফার করেন খেতে?
হ্যাঁ, হ্যাঁ। হুম। আ ইন্টারেস্টিং আমি এসপ্রেসোটা বেশি পছন্দ করি। মাঝে, মাঝে আমেরিকানো ডিপেন্ড করছে আমার মুড টা কেমন। ইদানিং বেশি আমেরিকানো খাওয়া হচ্ছে। কজ এস্প্রেশ এসপ্রেসো অনেক সময় দেখা যাচ্ছে, আ বেশি ই হয়ে যেতে পারে। মানে আমি যেহেতু ক্যাফেইন টা একটু বেশি নিচ্ছি, বাট যতটুকু গ্রাম নেওয়ার কথা তার চেয়ে একটু বেশি বিন নিচ্ছি। ফলে বেশি একটু কড়া হয়ে যেতে পারে। খেয়ে অতটা ভালো অ মানে অ ফ্লেভার টা ভালো আসে না আরকি। সে তখন যদি একটু এক্সট্রা পানি নিয়ে জাস্ট আমেরিকানোতে কনভার্ট করে ফেলি তাহলে জিনিসটা অতটা খারাপ লাগে না আরকি। অফ এ এগেইন কফি খাওয়াটা আমার কিছুটা দায়িত্বের মধ্যে পরে বলা যায়, ইফ এর চাইতে। আর সাথে যেহেতু আমার সবগুলো ম্যানুয়াল গ্রাইন্ডার সবগুলো হচ্ছে পোর্টেবল, তো আমি সবগুলো যেখানে যাই, যেমন কো কিছুদিন আগে এই বছরেরই ফেব্রুয়ারিতে হচ্ছে আমি সেন্ট মার্টিন গিয়েছিলাম। তো আমি সাথে ফুল আমার সে সিস্টেম সাথে নিয়ে গিয়েছিলাম। গ্রাইন্ডার, মেশিন, বিন, ৩ টাই নিয়ে গিয়েছিলাম, আরকি। North End এর কফি ঢাকা থেকে নিয়ে দে
আচ্ছা। আচ্ছা। হুম। হুম। আচ্ছা। হুম। সাথে নিয়ে গেছেন। আচ্ছা। না, আপনি জানেন যে, এটা আপনার একদম দরকার। একদম আপনার এটা অবশ্যই দরকার। এর জন্য আপনি একদম সাথে করে নিয়ে গিয়েছিলেন। আচ্ছা, <scoffs> চমৎকার
জি।
তো এটা আসলে জানতে চাচ্ছিলাম যে, এই যে আপনি হচ্ছে যখন ধরেন আম দেখা যাচ্ছে যে, আগে যখন কাজ করতেন না, বা স্টুডেন্ট লাইফ এ তখন কি আসলে এইযে, যে কফির যে নেশাটা এটা কি আসলে স এমনই ছিল? নাকি আসলে কাজের তাগিদে আপনার কাছে মনে হচ্ছে যে, না একদম বেশি একদম জাগনা থাকতে হবে, আমার কাছে মনে হচ্ছে যে, না এখন আমাকে এই কফিটা না থা না খেলে, হয়তো আমি ঐ এনার্জি টা পাবো না? এই জন্যে আসলে আপনার রুটিন টা বদলেছে? কোন কারণে?
পেইন টা আমি সবসময়ই চা প্রেমিক। আমি এখনো চা প্রেমিক। আমাকে যদি এখনো সুযোগ থাকে কফি না খায়ে চা খাবার আমি এখনো সেটাই চুজ করবো। সমস্যা হচ্ছে অ্যা ক চায়ের ক্যাফেইনের পরিমাণ চাইতে কফিতে ক্যাফেইনের পরিমাণ প্রায় এই ৭-৮ গুণ থেকে ১০ গুণ বেশি এবং যেহেতু আমাকে রাত জাগতে হচ্ছে, যেটা একটা আনন্যাচারাল প্রসেস একটা মানুষের জন্য, এটা কিন্তু স্বাভাবিকভাবে কেউ এই নিয়মের মধ্যে যেতে চাইবে না। এই সিচুয়েশন এ আমি যদি কফি না খাই, সন্ধ্যার দিকে যে কফিটা আমার রাতে কাজ করতে অনেক সমস্যা হয়। বিশেষ করে প্রোডাক্টিভিটির লেভেল টা বেশ কমে আসে। এইটা দূর করার জন্যই মূলত কফি খাওয়ার অভ্যাসটা তৈরি। সেখান থেকে ভালো কফির ট খাওয়ার একটা অভ্যাস তৈরি। সেখান থেকে এখন কফি এন্থুসিয়াস্ট এই হচ্ছে আমার কফির পেছনে ভালো লাগার কাহিনী। চাকরি জীবনে এসে শুরু হয়েছে, কাজ করতে, করতে রাতে কাজ করতে, করতে।
<chuckles> ঠিক। আচ্ছা। অনেক বেশি। জি। আচ্ছা। হুম। একদম। যেতে চায় না, জি। হুম। সমস্যা হ হুম। জি। <chuckles> আচ্ছা। জি। হুম, বাহ! দারুণ বলেছেন। তো আসলে কখনো আ এই যে ব্লাক বিন কফি ছাড়া কি কখনো আপনি হোয়াইট বিন কফি কিচ কখনো চেষ্টা করেছেন বা করতে চান?
আমার আসলে হোয়াইট বিন কফি সম্বন্ধে আইডিয়া নাই। আমি নিজেকে কফি এনথুসিয়াস্ট বলছি কিন্তু, আনফরচুনেটলি এটার কোন আইডিয়া নাই। এ কারণটা হচ্ছে, আমি কফি বিন গ্রাইন্ড করে খাওয়া শুরু করেছি, মেবি ১/২ বছর হলো এবং আমি ওই ৩ টের ধরনের রোস্ট খেয়েছি। লাইট রোস্ট, মিডিয়াম রোস্ট আর ডার্ক রোস্ট। এর মধ্যে আ মিডিয়াম রোস্ট টাই আমার প্রেফারেবল এবং ঐটার বিভিন্ন ভেরিয়েন্ট খাওয়া শুরু করেছি, মেবি এরপরে যদি একটু সময় থাকে হাতে, তাহলে হয়তো আমি হোয়াইট বিনটা ট্রাই করে দেখব আর কি।
জি। আচ্ছা। হুম। হুম। আচ্ছা। আচ্ছা। হুম। বুঝতে পেরেছি। জি। জি। ওটাও আ কি আপনি যেমনটা বললেন যে, আপনি মিডিয়াম রোস্ট খাচ্ছেন। তো এটা আসলে একটা লাইট আ লাইটার কালার, লাইটার আ ফ্লেভার এর আসলে একটা কফি। তো
ফ্লেভারটা, হ্যাঁ, হ্যাঁ। একটা ফ্লোরাল একটা ফ্রুটি ফ্লেভার থাকে ওটাতে একটু বেশি আর কি।
উম হ্যাঁ, নাটি, নাটি ফ্লেভার বলা যেতে পারে। তো এটা আসলে আপনি অম যেহেতু আপনি বললেন আপনি এ ধরনের পছন্দ করেন। তা ভবিষ্যতে হয়তো আপনি এটা ট্রাই করতে পারেন। আর যেটা বললেন যে, সময়ের সঙ্গে আপনে এটা আসলে চেঞ্জ হয়েছে। কিন্তু এখনো আসলে আপনি সেই চা'তেই আসলে আটকে রয়ে আটকে আছেন। চা'টা পছন্দ করছেন করেন; কিন্তু য য যেহেতু ক্যাফেইন এর পরিমাণটা কম, সেহেতু কম খাওয়া হয়। কিন্তু সেক্ষেত্রে আসলে চা'টা কিভাবে করে খাওয়া হতো, বা কিভাবে আপনি মানে বানিয়ে খেতেন, সেটা যদি একটু বলতেন?
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। উম চা খেতাম তো দোকানে গিয়ে। উ বলতাম, "মনির এক কাপ চা দাও।" সে দিত। সে যেইভাবে <scoffs> দিত, সেভাবে খাওয়া হতো। আ বাসায় নিজে বান যখন জি, জি। নিজে যখন বানিয়ে খেতাম, সেক্ষেত্রে হচ্ছে এ এ গুড়ো দুধ বা, গরুর দুধ, যেটাই পাই না কেন? সেটাকে একটু ঘন করে সেটার কালারটা যখন একটু লালচে ভাব চলে আসতো, তার মধ্যে বিভিন্ন ধরনের আ পাতি আমরা এক্সপেরিমেন্ট করতাম। আমি বিভিন্ন জায়গা থেকে পাতি সাথে নিয়ে আসতাম। সেগুলো দিয়ে একটু ঘন করে মানে যেটা শরীরের জন্য খুবই অস্বাস্থ্যকর, সেটাকে বানিয়ে খাওয়া হতো। এখনো জি।
জি। হা আচ্ছা। কিন্তু নিজে বানিয়ে কখন খায়নি। হুম। জি, জি। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। জি। অস্বাস্থ্যকর, হ্যাঁ। সেক্ষেত্রে এটাই আসলে অ অবাক হচ্ছি যে আপনি আসলে আ কা কফি খান হচ্ছে একদম ব্ল্যাক। কিন্তু আসলে চায়ের ক্ষেত্রে আসলে আপনি ঘন করে আসলে চা টা বানিয়ে খাচ্ছেন। সেটাতে আসলে কেন আসলে কফিটা এভাবে করে খাওয়া হয় না? সেটা যদি বলতেন। <chuckles>
কারণ, কফিটা তো আমার প্রয়োজন। চা হচ্ছে শখের জায়গা। শখের জিনিস নিয়ে মানুষ বিলাসিতা করতেই পারে। প্রয়োজন নিয়ে তো মানুষ আসলে আ বিলাসিতা করে না। চা আমি অনেকভাবে খাই। আমি প মসলা চা খাওয়া হয় সপ্তাহে ২-৩ দিন। আমি গ্রিন টি খাই। আমার ছোট বোন আমাকে মাঝে, মাঝে এইযে উম মালাই চা যেটাকে বলে, দুধ জ্বালিয়ে, জ্বালিয়ে ঘন করে সেটা খাচ্ছি। আমাদের এখানে সরের চা পাওয়া যায় ধর্মতলাতে। সেখানে গিয়ে মাঝে, মাঝে সেটা খাওয়া হয়। চা অনেকভাবে বানিয়ে খাওয়া হয়। আমি দার্জিলিং থেকে চা নিয়ে আসছি। ঐটাকে হচ্ছে একটা উম মেশিন স্টাইলের মধ্যে দিয়ে বানাতে হয়। অসাধারণ ফ্লেভার। সেটা খা খাচ্ছি। বিভিন্ন উপায়ে চা খাওয়া হয়। বাট কফি সেই এ এ ব্ল্যাক কফিই খাওয়া হচ্ছে। ওখানে কোন <scoffs> ভেরিয়েশান নাই আনফরচুনেটলি।
হুম। আচ্ছা। বুঝতে পেরেছি। জি। হুম। আচ্ছা। জি, জি, জি। হুম। হ্যাঁ। বাহ! জি। হুম। জি। <chuckles> আচ্ছা। হুম। আচ্ছা, বুঝতে পেরেছি। তো আসলে চমৎকার ব উপায়গুলোতে আপনি চা আর কফি খেয়ে থাকেন। বিশেষ করে চা যেহেতু আপনি বললেন এটা আসলে একটা বিলাসিতা। এটা আসলে অস্বাস্থ্যকর হলেও যত ঘন করে আরকি খেলে অতটা তেমন একটা স্বাস্থ্যকর না, তারপরও আপনি পছন্দ করেন সেভাবে করে খেতে। তো এইযে যে প্রক্রিয়াগুলো, হ্যাঁ? এটা আসলে আপনি ১ম আসলে কখন বুঝতে পেরেছেন যে না কফিটা আসলে বেশিক্ষণ খেলে আসলে আমি বেশিক্ষণ কাজ করতে পারছি। বেশিক্ষণ অ্যাকটিভ থাকতে পারছি। এই জিনিসটা আসলে আপনার কবে থেকে শুরু হয়েছে?
হুম। সত্যি কথা বলতে এটা আমার ভার্সিটি থার্ড ইয়ারে মোস্ট লাইকলি। আমি হচ্ছে তখন একটা আ গেমের সাথে জড়িত ছিলাম। 'League of Legends' নামের একটা গেম। ওইটার একটা টুর্নামেন্ট আমাদের খেলতে হত। তো টুর্নামেন্ট <scoffs> জিনিসটা খুবই হাস্যকর শুনাচ্ছে, বাট এটাই হচ্ছে বাস্তবতা। তো ঐটার জন্য রাত জেগে খেলতে হত। মানে অ্যা তখন হচ্ছে এদিকে সার্ভার ছিল না। সার্ভার ছিল হচ্ছে নর্থ আমেরিকাতে। তো ওখানে ভালো টিমদের সাথে খেলতে হলে, আমাকে হচ্ছে রাত জেগে খেলতে হত। তো রাত জেগে চা খেয়ে, রাত জাগাটা অত বেশি হয় না। দেখে দেখতে পাচ্ছি যে, একটু রাত হলেই মানে ইটা চলে যাচ্ছে। ঘুমের যেই মানে চায়ের যে ইফেক্ট টা, সেটা চলে যাচ্ছে। হ্যা, তো তখন সবাই রিকমেন্ড করল যে, "তুই কফি খা।" তখন হচ্ছে এড এ একটা কফি বের হলো Kopiko না কি যেন একটা কফি? ১০ টাকা করে প্যাকেট ছিল। এগুলো আমি ১০ টা ২০ টাকা করে কিনে বাসায় রেখে দিতাম, এবং গেম খেলার জন্যে আমি হচ্ছে, কফি খাওয়া শুরু করলাম। সেখান থেকেই মূলত আমি বুঝতে পারি যে, কফি খেলে আসলে রাত জাগার সুবিধা হয়। রাত জাগতে। তো পরে যখন কাজই আমার চলে আসলো হচ্ছে, ফ্রিল্যান্সিং টাইপের কাজ তখন হচ্ছে আমি রেগুলার বেসিস এ ওই কফি খেয়ে, আ আস্তে, আস্তে ব্লাক কফিতে শিফট করলাম। কারণ চিনি দিয়ে কফি খাওয়াটা স্বাস্থ্যের জন্য ভালো না। ওখান থেকে মূলত শুরু। জ্বি।
হুম। আচ্ছা। হুম, হুম। জ্বি। হুম। আচ্ছা। হুম। বুঝতে হচ্ছিল না। অ ঘুম চলে আসতেছে। আটটা চলে যাচ্ছে। আচ্ছা। হুম। জ্বি, জ্বি, জ্বি। আচ্ছা। হুম। বেশ কিছু করে থাকতেন। আচ্ছা। হুম। হ্যাঁ। হুম। হুম। স্বাস্থ্যের জন্য ভালো না। আচ্ছা। বেশ চমৎকার! আসলে এইযে আপনে যে এতক্ষণ চা আর কফি নিয়ে আপনার যেই আ মানে এত সুন্দর রুটিন, বা আপনে জানেন যে, আপনে আসলে কটার দিকে খান। সকালে একবার, দুপুরে একবার বা সন্ধ্যায় একবার। তার মধ্যে আবার আপনি জানেন যে, মাঝের টাইমটাতে আপনি চা খাবেন। এ তখন আসলে আরকি কফি খাওয়া যায় না। কফি খান না আরকি। চেষ্টা করেন রাতে আর সকালে খেতে। তো এই জিনিসটা কিন্তু এত সুন্দর রুটিনের ভেতরে এসে গেছে। আর এত সুন্দর করে বললেন যে চা ছাড়া চ মানে কফি ছাড়া আপনি জ কোথাও যেতেও পারেন না। সাথে নিয়ে যান। সেটা কিন্তু জ খুব চমৎকার ছিল! তো এই বিষয়ে আপনার সাথে আসলে আড্ডা দিতে পেরে কিন্তু মানে খুব চমৎকার একটা সময় কাটালাম! তার জন্য কিন্তু আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। আর আপনি অনেক ভালো থাকবেন।
জ্বি। জ্বি। আপনাকেও অনেক ধন্যবাদ। বিশেষ করে এহ আপনার প্রশ্নগুলো বেশ অ্যা বুদ্ধিদীপ্ত ছিল। কফি সম্বন্ধে আপনারও বেশ ভালো ধারণা রয়েছে, যেটা বোঝা গেলো এবং হোয়াইট বিন আমি ডেফিনিটলি ট্রাই করে দেখব। আর আমি নিজের বেশ কিছু স্মৃতি শেয়ার করলাম। বেশ নস্টালজিক হয়ে পড়েছি কিছু ক্ষেত্রে। গেম খেলার ক্ষেত্রে বিশেষ করে এবং চাঁদ শুরুর দিকে কীভাবে কফি শুরু হলো, সেগুলো বলতে, বলতে। তো সবকিছু মিলিয়ে আপনাকেও ধন্যবাদ। আর আপনিও ভালো থাকবেন, শেয়ার করতে পেরে আমারও অনেক ভালো লাগ
উ হুম, হুম।